আচ্ছা। হ্যাঁ, সেটা, সেটা আপনি একটা আপনি একটা ভালো বিষয় বলেছেন আসলে।
তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে সব সব বিষয়ে বলব যে ট্রেন এ কিন্তু আপনার ৪র্থ মানে চারিপাশ থেকে আরকি আ একটা সাশ্রয়ের একটা বিষয় লক্ষ্য করা যায়। এবং সবার জন্য সুবিধা। <chuckles> আপনি এটা আরামদায়ক নিশ্চিন্তে সফর করতে পারছেন। বড়সড় জায়গায় হাঁটাহাঁটি করতে পারেন। ট্রেন এ খাবার খেতে পারছেন, খাবার বগি লাগানো থাকে। ফোন-টোন চার্জ দিতে পারছেন। আ নির্দিষ্ট সময়ে কোথাও নামতে পারছেন। মানে অ্যা খুব ভালো আরকি আমার কাছে সব মিলিয়ে। মনে হয় যে ট্রেন টা আমাদের আ দেশের জন্যই কিংবা ট্রেন সকলের জন্যই একটা মঙ্গলময় একটা আ মানে যাত্রার জিনিস।
আচ্ছা। হুম। ট্রেন এর ক্ষেত্রে আমরা বরাবরই আ কিছু উম কিয়া মানে কিছু দুর্ঘটনার কথা আমরা শুনি। কিছু দুর্ঘটনার কথা আমরা শুনি। আ আপনার কাছে এটা কি মনে হয় যে এই যে জানালার পাশে একটু হাত রাখলে মোবাইলটা ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে আ যে অনাকাঙ্ক্ষিত বিষয়। এ এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? যেটা আসলে বাসের ক্ষেত্রে একটু কম হয়।
আচ্ছা, আচ্ছা। দেখুন, আ হ্যাঁ। আচ্ছা এই আপনি দেখবেন যে সমস্যাগুলো কিন্তু শুধু ট্রেন এ নয়, বাসেও হয়।